হুম, হুম।
এর ভেতরে উনি আবার ওই নিমের ডাল কাইটে নিয়ে ফেরত আসছেন।
হুম, হুম, হুম।
আর এইবার আমাদের দেখে দাবর। আমরা ২ টা তো পালাইতে পারছি পারছি। আ ২ টা ৩ টা ছিলাম বা তার বেশি। আর ও কিন্তু এই লুঙ্গির ভেতরে এত ডাব নিয়ে ও আর দৌড়াইতে পারতেছে না। হ্যাঁ, ওরে ধরছে। <chuckles> ধরে যেহেতু এলাকার ছেলে আমরা সবাই চেনে। আর উনিও ভালো মানুষ ছিলেন। তো ধরে একটু তাবড়-টাবড় দিয়ে, "ও তুই কার কার সাথে ডাব খাওয়ার জন্য প্লান করছিস ক?" এইভাবে বলে তারপর আমরা আসলাম সবাই। আমরা দাদু বলতাম তারে। "এ দাদু ডাব খাওয়ার জন্য তুমি ধরে ফেলাইলে হবে না। তোমার ফাইন।" <chuckles> আবার তারে ফাইন দিয়ে আ উনারেও একটা ডাব খাওয়াইলাম। আমরাও নিজে কাটে, কাটে খায়ে পরে "রাত্রে তো অনেক আমরা এত রাত্রে বাইরে এভাবে থাকিস না। আর জঙ্গলের ভেতরে যা। বাসায় চলে যা। যা খাইছিস খাইছি।"
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হু দৌড়াইতে পারে নাই। আচ্ছা, আচ্ছা <chuckles> হু, হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। <chuckles> হুম। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা।
একটা মজার ছিল।
হ্যাঁ আসলেই মানে এটা আমার মনে হয় যে মানে ওই বয়সেই বাচ্চারা এটা করবেই। তো এটা মানে অনেকে হয় না যে অনেকে আসলে বুঝতে পারে না। মানে অযথায় অনেক রুড হয়ে যায়। বাচ্চাটা একটু বড় হলে কিন্তু এগুলা করে না। এগুলা সবার ছেলেমেয়েই করে। সুতরাং আজকে অন্য কারো ছেলেমেয়ের সাথে ইয়া করে তো লাভ নেই। কালকে আমারটাও করবে। <chuckles>
আচ্ছা, আচ্ছা। ওকে। হ্যাঁ। এইটাই। একদম মানে সবাইটা বোঝে না আবার একদমই যে সবাই বোঝে না তা না। অনেকেই আছে ভালো। আর গ্রাম্য এলাকায় এখনো হইছে কি প্রাকৃতিক ফলগুলার অবস্থা খুবই খারাপ। মানে এগুলা পাওয়াই যায় না। তো যার গাছ আছে সে চায় যে আমার বাড়ির মানুষ বা আমার ছেলেমেয়ে আমার একটু হ্যাঁ এই কারণে এখন একটু বেশি কঠিন হয়ে গেছে। তবে সবসময় এমন ছিল। বা আমাদের সময় এতটা মনে হয় না যে এই প্রতিবন্ধকতা ছিল।
হু, হু। তাও না। হু, হু, হু। আচ্ছা ,আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, ছেলেমেয়েরা দু-চারটে খাবে। হু, হু, হু। হু, হু, হু। ঠিক, ঠিক, ঠিক।